আচ্ছা, মসলা ঠিকভাবে ব্যবহার করার আ সহজ উপায়গুলো কী?
হু, হু। আচ্ছা, মশলা ব্যবহার করার সবথেকে সহজ উপায় বলবো যে আপনার খাবার রান্না করার সময় ১ম এ আরকি একটু কম মসলা দেওয়া। আর পরবর্তীতে যে মসলাগুলো আরকি এড করা যায়, যেমন ধরেন আসলে আপনি আ মাংস রান্না করছেন। এখন মাংসের ক্ষেত্রে ঝালের যে পরিমাণটা, সেটা কিন্তু আসলে ১ম এ একটু আনুমানিক দেবার পরে, ওইটা যদি আসলে পরবর্তীতে খেয়ে দেখেন, তখন কিন্তু আসলে ঐটা আপনি এবার ওই আ সামঞ্জস্য করতে পারবেন যে বাকি রান্নাটা আছে সে সেখানে।
হুম। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। স্বাদ বুঝে।
আ একদম। তো এইখানে ব্যাপারটা হলো যে মসলার ক্ষেত্রে আমি মনে করি যে এখানে কিন্তু ব্যাপার হলো যে আপনার বিভিন্ন মানুষের আরকি স্বাদের কে যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে একটু বিভিন্ন রকমের হয় আরকি।
হুম। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা।
হুম।
হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা আ আপনি বললেন আ মশলার মানে ১ম দিকে একটু কম করে দিয়ে, পরে আ মানে বুঝে স্বাদটা ঠিক করা। তো এক্ষেত্রে অনেক সময় হয় না? মশলার একটা কাঁচা আ গন্ধ থেকে যায়। তো তখন কি সেটা থেকে যাবে না?
হ্যাঁ, হ্যাঁ। একদম। আচ্ছা। উম হুম। ভালোই আ আপনার কাঁচা গন্ধর কথা যদি বলেন, তাহলে আমি বলবো যে দেখেন, আ আমি আসলে সবগুলো মসলা না। যেমন ধরেন আপনি জিরা, তারপরে আপনার আদা, এগুলাতে তো আসলে আপনার আগে থেকে দিলে কিন্তু আসলে ওইযে ওইটার যে পার্থক্যটা বা, ওই স্বাদটার যে আসলে একটা পার্থক্য বা, ওইযে খারাপ লাগবে, এই বিষয়টা কিন্তু খুব একটা হয় না বাকি মশলাতে। যেমন আ গরম মসলার গুঁড়া, তারপরে আপনার আ ৫ ফোড়নের ব্যাপার এগুলো হয় কি? এগুলো কিন্তু আসলে আপনার এইযে ১ম এ রান মানে ১ম এ ভেজে নেওয়া বা, প্রসেস করে নিতে হয়। তো এগুলো ঠিক আছে। আর পরবর্তীতে আমি বলবো যে শুধুমাত্র লবণ আর ঝালের যে পরিমাণটা আছে, সেটা আসলে একটু মানে একটু কম রাখা বা, আ আনুমানিক একটা দেবার পরে আপনার আ যখন আসলে ওইটা কি বলে? কে দেখবেন যে আসলে কতটুকু বা ভালো হয়েছে কিংবা স্বাদ আপনার আ মন মত হয়েছে কিনা? তখন কিন্তু আপনি ওইটা এড করলে ওইযে আ কাঁচা থেকে যাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আসলে খুব একটা হয় না। আর আমি মনে করি যে এইভাবে রান্না করলে আসলে আপনার যা সব ধরনের রান্নাতেই কিন্তু আসলে একটা আ সামঞ্জস্য স্বাদ রাখা যায়। আবার অনেক সময় হয় কি? যে আ আপনি যদি আ মরিচটা মরিচটা না যদি এখানে যদি আবার আসলে লবণটা একটু কম ব্যবহার করেন, তখন কিন্তু আসলে ওইযে আ খাবার খাওয়ার সময় কিন্তু আসলে লবণের যে ব্যাপারটা, সেটা কিন্তু এড করা যায়। মানে এখানে আ দেখা গেলো কি একটু
হু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হু। আচ্ছা, আচ্ছা। ও হ্যাঁ। হুম। হ্যাঁ। ঠিক করা যায়। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হুম। হু, হু, হু। হুম। এড করা যায়। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। তাছাড়া মরিচ বা, ঝাল যদি একটু কম হয়, তাহলে শুকনো মরিচ বা, নাগা মরিচটাও নিয়ে খাওয়া যায়। এটাও আ করা যায় আসলে। আচ্ছা, আপনি দৈনন্দিন জীবনে কোন, কোন মসলাগুলো সবসময়ই ব্যবহার করেন? যেমন আ সাধারণত আছে না? হলুদ, মরিচ গুঁড়ো এগুলো তো ব্যবহার করাই হয়। তাছাড়া অন্য কোন মশলা আছে কিনা যেটা আপনি প্রত্যেক মানে সবসময়ই ব্যবহার করেন?
হুম। হু, হু। আ হ্যাঁ। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। উম জি। আচ্ছা। আচ্ছা। <scoffs> তো আমার ক্ষেত্রে যদি আমি বলি তো আমি বলতে পারেন যে আসলে আমার ক্ষেত্রে যেটা হয় আরকি রা রান্নাটা হয় আরকি অনেকটা রেডিমেড মত। বলতে পারেন যে আ আপনার বেগুন, আলু, সিম, যা কিছু আছে সবগুলো একবারে কুচি করে কেটে আ ওইখানে আসলে মসলাকে ব্লেন্ড করে নিই। অনেক সময় আরকি ওইযে marinate করে নেই করে নেয়া মতো আরকি সব মিশিয়ে নিই। তো মিশিয়ে নেওয়ার পরে আরকি আ ওইটা হালকা একটু তেলে নাড়িয়ে একটু পানি দিয়েই কি কিন্তু আমার রান্নাটা হয়ে যায়। আরেকটা কাজও কিন্তু আবার করি। এখানে যেমন ধরেন আসলে মসলার ভিতরে যদি আমি পেঁয়াজ, রসুন এ আদা, এইদিকেও আসি, তো এদিকেও না আমি ওই চেষ্টা করি যে আ ১ম এ আসলে আপনার এইযে লবণ, হলুদের যে ব্যাপারটা আছে, এটা আসলে একটু তেলে নেড়ে নেওয়া। যেমন জিরা, লবণ, হলুদ, তারপরে পেঁয়াজ, রসুন, এগুলো যখন আসলে আস্তে, আস্তে ১ম এই করে নেওয়া হয়। তখন কিন্তু আসলে ওইটা থেকে যে গন্ধর ব্যাপারটা আছে, ওইটা কিন্তু আসলে অনেকাংশে চলে যায়।
আচ্ছা। হু। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হু, হু, হু। হু। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, সেটা ঠিক।
এই তো আবার ও ওইটার সাথে যদি আপনি আ আপনি যে তরকারিটা রান্না করবেন সেটার আ যদি ওই সবজিগুলো দিয়ে দেন, তাহলে কিন্তু আসলে আপনার যে রান্নার ব্যাপারটা, সেটা কিন্তু আসলে অনেকটা আ মানে সহজেই হয়ে যায়। আর একবারেই হয়ে যায় বলতে পারেন। আ বিশেষ করে আরকি এটা চচ্চড়ি বানানোর ক্ষেত্রে বলতে পারেন হ্যাঁ, সবথেকে বেশি রকমের কাজ দেয়। আর লব
হু, হু। জি। হু, হু, হু, হু, হু। আচ্ছা, কোন, কোন মসলাগুলি আপনি হচ্ছে আ মানে কতদিন পর্যন্ত রেখে দেন? এমন অনেক সময় হয় না? যে প্যাকেটের মশলাগুলির একটা ডেইট থাকে। কিন্তু যখন মসলা হচ্ছে আ নিজে প্রসেস করা হয়, যেমন ধরেন হলুদ নিজে প্রসেস করে, তারপরে শুকনা মরিচ প্রসেস করে, গুড়া মরিচ, এগুলো আ কতদিন রাখা যায় আসলে?
আ আ হ্যাঁ। উম জি। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এইটার না আসলে নির্দিষ্ট কোন উত্তর নেই। যেমন ধরুন আসলে আমি, আমি আমার ক্ষেত্রে যেটা করি আ আপনার আ মরিচের ক্ষেত্রে যেটা হয় আমি যদি ছোট প্যাকেট কিনি তাহলে ওইটা একটু দ্রুত শেষ হয়ে যায়। আ যেমন ধরেন আসলে আ আপনার আ ২ সপ্তাহ। তারপরে আপনার যদি আসলে আপনার আ আ এখানে যদি আবার জিরার গুঁড়ার কথা বলি। তো জিরার গুঁড়াটা না আসলে আমার একটু বেশি দিন চলে। যেমন ধরেন আ ১ টা ছোট প্যাকেটে প্রায়ই ১ মাসের কাছাকাছি চলে যায়। আর আ লবণ তো আসলে কম। আ লবণ তো আসলে ১ প্যাকেটই কেনা লাগে। তো এইটা আসলে সবথেকে বেশি দিন ব্যবহার করা হয়। তবে আ এইখানে না আ ওই যে আ ডেট গায়ে যেটা লেখা আছে সেটারও থেকে আসলে আমি বেশি চেষ্টা করি যে আপনার যে আ রান্না করার ক্ষেত্রে মানে মসলাটা রাখার ক্ষেত্রে যেমন ধরেন আসলে আ বাতাস না ঢুকে এমন একটা জায়গায় যদি আসলে মসলাগুলো রাখা হয়
উ হুম। হ্যাঁ। উম হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম, হুম। হুম। কোথায় রাখছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা, এটা গুরুত্বপূর্ণ অনেক। কারণ বাতাস ঢুকে গেলে হয় কি মসলাটা আ কেমন জানি একটা স্বাদহীন হয়ে যায়। মানে কোন flavored থাকে না মসলার মাঝে। হুম।
হুম। উম জি। উম একদম। ব্যাপারটা হলো যদি বাতাস না
আচ্ছা আপনার কি মনে হয় যে আ রান্নার ক্ষেত্রে আ শুকনা মশলা মানে যেটা হচ্ছে আমরা ধ এই যে গুঁড়ো মশলা গুলো এটা? নাকি হচ্ছে বাটা মশলায় রান্না বেশি মজা আপনার কাছে মনে হয়?
হু, হু। হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা। এইক্ষেত্রে যদি বলি, তাহলে দেখেন, আ আমরা তো আসলে আমাদের দৈনন্দিন জীবনের জন্য সহজ করার জন্য, আসলে আমরা এইযে গুঁড়ো মশলা বা, প্যাকেটজাত প্রত যে আ মসলাগুলো আছে, এইগুলো আস আসলে ব্যবহার করা শুরু করে দিয়েছি। তবে আমি বলবো যে আপনার যদি আসলে আ বাটা কিংবা ব্লেন্ড করার যদি কোন মসলা হয়, তখন কিন্তু ওইটার স্বাদ আরকি সম্পূর্ণটা পাওয়া যায়। যেমন ধরেন, আ আমি যদি আসলে এখানে শুকনা মরিচের কথা বলি, তাহলে শুকনা মরিচের আলাদা রকমের একটা ঘ্রাণ আছে। যেটা কিন্তু আসলে ঐযে গুড়া মরিচে নাই। তারপরে আপনার আ আরো যদি বলি, আ আপনার আ এটাকে কি বলে? ধ ধনিয়ার গুঁড়া। তো এ এইগুলোর কিন্তু আসলে আ য প্যাকেটে যেগুলো পাওয়া যায়, সেগুলো একেবারে কেমন জানি আসলে একটা, মানে স্বাদহীন একটা ব্যাপার বা গন্ধহীন একটা ব্যাপার। হ্যাঁ, আর যদি আমি সবথেকে ভালো উদাহরণ দিতে চাই তাহলে ৫ ফোড়নের ক্ষেত্রে আসতেই হয়। কারণ ৫ ফোড়ন এমন একটা জিনিস মানে আ আপনি যখন আসলে নিরামিষ কোন কিছু রান্না করবেন, তখন ঐটার যে গন্ধ, ওইটা আপনাকে বলতে পারেন যে ক্ষুধা লাগায়ে দিবে। এখানে ৫ ফোড়নেরটা আসলে আপনি আ প্যাকেটজাতকৃত পাওয়া যায় কিনা আমার আসলে জানা নাই। তবে আ ঐটা যদি হয়, তাহলে ওই প্যাকেটজাতকৃতটা আমি কোনোদিনই ব্যবহার করবো না। এটা আসলে সবথেকে বড় একটা ব্যাপার। তবে হ্যাঁ, মাংস রান্নার ক্ষেত্রে
হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এক হুম। হুম, হুম, হুম। স্বাধীন ব্যাপার, একদম। একদম ঠিক। হু। হু, হুম। আহ আচ্ছা। হুম। আচ্ছা। <chuckles> হ্যাঁ। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে যে, আম বাটা মসলা আর ব্লেন্ড করা মসলার মধ্যেও কিন্তু অনেকটা পার্থক্য থাকে। যেমন ধরেন, ব্লেন্ড করা মসলার মধ্যে একটু বেশি পানি দিতে হয়। সেজন্যে অ্যা consistency বলতে পারেন একটু কেমন জানি হয়ে যায়। তাছাড়া স্বাদও একটু কমে যেতে পারে। কিন্তু বাটা মশলায় একদম পুরোপুরি স্বাদটা থাকে। আপনি কি সেটা খেয়াল করেছেন?
হুম। হুম, হুম, হুম। আ আচ্ছা। আ হা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম। বিষয়টা হইলো ওই গে এখানে হয় কি আপনার ব্লেন্ড করে যেটা সেটা কিন্তু আসলে সম্পূর্ণ একটা পেইস্ট হয়ে যায়। মানে একদম আ নিখুঁত একটা পেস্ট হয়ে যায়। আর বাটা মসলার ক্ষেত্রে যেটা হয়, ওইটা শিলে ইয়ে করে কিন্তু আসলে ওই যে থেতলে যাওয়ার যে ব্যাপারটা বা আপনার ঐখানে যে রসের যে ব্যাপারটা ঐটা কিন্তু ঠিকঠাক মতো থাকে। আর ব্লেন্ড করা মশলাতে হয় কি আপনার আ ওইযে পানি দেওয়ার কারণে ঐটা এতটাই পাতলা হয়ে যায়, তারপরে আর ওর যে মানে ওইযে থেতলে যাওয়া রসের যে ব্যাপারটা সেটার আসলেই আ খুব বেশি একটা প্রভাব থাকে না। যার কারণে কিন্তু আসলে আপনার এইযে আ স্বাদের যে পার্থক্যটা। যেমন ধরেন, আমি উদাহরণস্বরূপ বলি
হ্যাঁ। হুম, হুম, হুম। হুম। হুম। প্রভাব থাকে তা একদমই।
<swallows> ধরে নিলাম আসলে আপনি ১ কেজি মাংসর জন্য পা প্রায় আ ২৫ গ্রাম হ্যাঁ, ২৫ গ্রাম শুকনা মরিচ আরকি বেঁটে দিলেন। মানে বে মানে শিলনোড়া যে ব্যাপারটা আছে ওইখানে বেটে আসলে রান্নাটা করলেন। এবার আ আপনি <smacks lips> ওই পঁচিশ গ্রাম, মশ আপ আ শুকনা মরিচই যখন আসলে আপনি ব্লেন্ডার বা মেশিনের মাধ্যমে আরকি ওইটা পেস্ট করে নিবেন। আ ২ টা যদি আসলে আলাদা, আলাদা করে দেখেন তাহলে কিন্তু আসলে আপনার যে গন্ধের একটা ব্যাপার আছে। তারপরে আপনার রঙেরও কিন্তু আসলে আবার একটা ব্যাপার আছে মাংস রান্নার ক্ষেত্রে। তো সেই
হুম। হু, হু। আচ্ছা। হু, হু। হ্যাঁ, একদম, একদম। পাটায় বাটা মসলাগুলো হচ্ছে একদম মানে টাটকা রং থাকে। আ আর এটা তরকারিতে দেখতেও অনেক সুন্দর লাগে। একদম সতেজ লাগে। কিন্তু ওইযে ব্লেন্ডার করার পরে ব্লেন্ড করার পরে যে আ কালার টা আসে, সেটা মানে একদম ফ্যাকাশে হয়ে থাকে। তাছাড়া তরকারিতে কেমন জানি একটু পানি, পানি স্বাদ হয়ে থাকে। যদি ঠিকমতো কষানো না হয়।
হুম, জি। হু, হু। একদম। হ্যাঁ। হ্যাঁ। একদম। আ একদম। আর বাটা মসলার ক্ষেত্রে আমি বলব যে আপনি যদি আসলে কোন তরকারি, আ নাও কষান, তারপরও কিন্তু আপনার যেটা হবে, মানে যে ২য় বার যে প্রসেস টা আছে ঐটা যদি না করে আপনি একবারেই আসলে রান্নাটা শুরু করে দেন, আপ তাহলেও কিন্তু আসলে স্বাদের যে ব্যাপারটা আছে, সেটা কিন্তু অসম্ভব রকমেরই হয়। বিশেষ করে আমি এটাই আসলে ই করি। আ আমার আ রান্নার ধরনটা আসলে সম্পূর্ণটা একবারে। মানে আমি তা পরবর্তীতে আসলে ঐটা, আ শুধুমাত্র একটু হয়তো পানি এড করতে পারি। কিন্তু কষানোর যে ব্যাপারটা সেটা আসলে আমি করিনা কোন সময়ের জন্যই। আ বলতে পারেন যে আসলে আমি, আ মাংস কষা মো কষানো অবস্থাই খাই বলতে পারেন। বা ওই যে মানে পরবর্তীতে যেহেতু আ পানি এড না করার কারণে যে কষানোর যে ব্যাপারটা সেটা হয় না। মানে ওই কি বলে? এহ একবারেই হয়ে যায়। আর আ তরকারি রান্নার ক্ষেত্রেও আমি হুম।
হুম। জী। উম হু, হু। হুম। আচ্ছা, কেন? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। মানে আপনি কেন কষান না?
উম এখানে হয় কি? আ <smacks lips> আমি যখন আসলে একবারে ব্যাটে, বাটা মসলা দিয়ে করি, তখন কিন্তু আসলে মাংসর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটু শখ, যদি শক্ত হয় তাহলে ঐটা কিন্তু আসলে খাওয়া, খেতে ভালো লাগে বা ওই যে টেনে, টেনে ছিঁড়ে খাওয়ার যে ব্যাপারটা আছে আরকি। এই জিনিসটা আসলে আমার কাছে সবথেকে বেশি রকমের ভালো লাগে। আর আ
হ্যাঁ। <chuckles> আচ্ছা খুবই, আ এটা খুবই আ ইন্টারেস্টিং লাগলো। প্লাস আ একটু ভিন্ন ধরনের লাগলো। কারণ অনেকেই হচ্ছে, চায় যে মাংস একদম নরম হয়ে যেতে, তুলার মত যেন খেতে আ কষ্ট না হয়। আপনি হচ্ছে একদমই উল্টো।
উ হু, হু। <chuckles> উম জি। হু, হু। <chuckles> আচ্ছা এইখানে হইলো ব্যাপারটা, আপনি যখন আসলে মাংসটা একটু শক্ত থাকবে। তখন কিন্ যেটা হয়, ওইটা খেতে কিন্তু আসলে একটু কসরত করা লাগে। আরেকটা ব্যাপার হয় এখানে আপনার যদি মাংস নরম হয়, তো সেক্ষেত্রে আসলে মাংসের যে পুষ্টিগুণের ব্যাপার আছে সেটাও কিন্তু আসলে অনেকটা কমে যায়। সাথে স্বাদের যে ব্যাপারটা আছে সেটাও অনেকটা কমে যায়। তো আমার কাছে আসলে আ সবসময়ের জন্যই বলব যে, আ আপনার মাংসটা একটু শক্ত থাকলে আরকি ঐটা মানে টেনে যখন ছিড়বেন, তখন কিন্তু ওই মাংসের যে ফাইবার গুলো থাকে, এইগুলোর স্বাদ কিন্তু আসলে বলা যায় যে, আ মানে তা খুব ভালোভাবে অনুভব করা যায়। আর যার কারণে আসলে আমি চেষ্টা করি যে, একবারেই আরকি রান্নাটা করে ফেলার। যাতে করে ওইযে আ অতিরিক্ত নরম হয়ে যাওয়ার যে বিষয়টা সেটা আসলে না হয়। তবে হ্যাঁ, আপনার মুরগির মাংসের ক্ষেত্রে ঠিক আছে, যে এটা নরম করা লাগে। আর বিশেষ করে যদি সাদা মুরগি হয়, তখন কিন্তু আসলে ওই যে আপনার আগে থেকে আসলে একটু আপ তেলে ভেজে নেওয়া লাগে। যেমন ধরেন তেলে ভাজতে গেলে এখানে হালকা একটু হলুদ বা আপনার আ লবণ দিয়ে ভেজে নিতে হয়। কারণ একদম গন্ধ হয়ে যায়। না হলে ওইটা।
হু। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। একটু লবন। হু, হু হুম। উম, হু। এটা ঠিক বলেছেন আপনি। আচ্ছা, আপনার অক কখনো কি এমন হয়েছে যে, আপনি মসলা কষানোর সময়, মসলা পুড়ে গিয়েছে? বা, আপনি বললেন কষান না, কিন্তু এ মানে রান্নার সময় কি কখনো মসলা পুড়ে গিয়েছিল? এমন হয়েছে?
উম জি। আ <chuckles> আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা বলতে গেলে হয়েছে কি? আ আমি যেহেতু আসলে ওইযে পা ১ম এই যেমনটা বলছিলাম যে, ব্যাচেলর থাকা হয়। তো আপ তার প্রেক্ষাপটে কি হয়? আপনার আ অনেক সময় হয় কি? যে, আমি রান্না বসিয়েছি। বসানোর পরে আসলে ভুলে গিয়েছি যে, আমি আ রান্না বসিয়েছি বা, হয় কি? যে, আপনার দেখা গেল যে, আমি তেল দিয়েছি। তেল দেওয়ার পরে আ ওইখানে হয়তো আমি পেঁয়াজ কয়েকটা ইয়ে করে দিয়ে আসছি। তা একটু আঁচটা কমিয়ে আ আমার হয়তো কোনো একটা ক্লায়েন্টের মেসেজ দিয়েছে, আমি তার রিপ্লাই দিতে যেয়ে মনে করেন যে, আমি ওই <chuckles> আহ তার সাথে আসলে কথা বলার যে বিষয়টা আছে, সেটা শুরু করে দিয়েছি। আর এই পাশে যেটা ঘটে গিয়েছে সেই মনে করেন যে, তেল আর পেঁয়াজ পুড়ে মানে আ ধোয়াতে সম্পূর্ণ একটা আ একাকার। মানে খুবই বাজে একটা অবস্থা। আরেকবার, আরেকবার এমন হয়েছে কি? আমি পা ডিম বসিয়েছি। মানে এখানে এটা মসলার বাহিরে যদি বলি। তো আ ডিম বসিয়েছি কিন্তু আমি পানি দেই নাই। পানি না দিয়ে আপ আস চুলা তে আগুন ধরিয়ে, আপনার ডিমটা এমনিতে হাড়িতে বসিয়ে দিয়েছি। এখন ঐটা হয়েছে কি? ঐটা একটা পর্যায়ে যেয়ে ফেটে গিয়েছে। আর যেটা আসলে আ মানে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার মতোই ব্যবস্থা বলতে পারেন। আ তাই এটাই
হ্যাঁ। আচ্ছা। <chuckles> ওকে, ওকে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। <chuckles> একাকর। <chuckles> হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম, হু। হুম। ওহহো! <chuckles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তারপর কি করেছিলেন?
উ তারপর আর কি? ওইযে, সম্পূর্ণ ইয়াটা ক্লিন করা লাগে। এইটাই আরকি সবথেকে বড় একটা পে মানে ১ম ধাপ থাকে। আর যেটা আরকি আমি মনে করি যে, সবথেকে কষ্টকর একটা ধাপ, আপনার এইযে ক্লিনিংয়ের বিষয়ে, বিশেষ করে রান্নার ক্ষেত্রে। কারণ হয় কি আ হ্যাঁ, আর এই যে সম্বারানা দেওয়া বা, কা কষানোর যে ব্যাপারটা, সেটা আসলে না করার কারণ বলতে পারেন যে, আপনার আ এক, একে তো পাত্রের অভাব, আর দ্বিতীয়ত আসলে ওইযে আ এতগুলো পাত্রে যদি আসলে ব্যবহার করি, তাহলে ধোয়ার যে ব্যাপারটা আছে, সেটা আসলে একটু তো কষ্টসাধ্য।
আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ। একদম ঠিক। <chuckles> হুম। হুম, হুম। ধোয়ার ব্যাপারটা। হ্যাঁ, খুবই কষ্টজনক। <chuckles> এটা ঠিক বলেছেন আপনি। হ্যাঁ।
<chuckles> একদম। আর হুম। আরেকটা ব্যাপার হয় কি? আপনার না কষালে কিন্তু, এইযে মানে শুধুমাত্র একবারে যদি রান্না করা হয়, রান্নাটা কিন্তু আসলে অনেক দ্রুত করা যায়। যেমন ধরেন আসলে আ ১ ঘন্টার ভিতরে আমি ভাত, তরকারি মানে কাটাকাটি করে সবকিছু করে আব একদম টেবিলে নিয়ে চলে যেতে পারবো। মানে এখন আমি শুরু করলাম, আ ১ ঘন্টার ভিতরে সবকিছু রেডি। এমন একটা ব্যাপার। আ কাটাকাটি করে। উম জি।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম, হুম। হুম। এটা ঠিক। এটা ঠিক বলেছেন। আপনার সাথে আসলে এপ মসলা নিয়ে কথা শুরু করতে গিয়ে, অনেক কিছুই বলা হয়ে গেলো। কিভাবে আ মশলা ব্যবহার করলে ভালো হয়, কোনটায় ভালো মজা হয়। বেশ ভালো লাগলো আসলে আপনার সাথে এ ব্যাপারে কথা বলতে পেরে। অনেক ধন্যবাদ আপনাকে।
হুম। হুম। জি। হুম। হ্যাঁ। আ আমাকেও। আমারও অনেক ভালো লাগলো। কারণ এইযে মসলার দিয়ে যে আমার যে, এত কিছু জানা ছিলো। এই ব্যাপারটা আসলে আমি এর আগে এ অনুধাবন করতে পারিনি। চেক আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
<chuckles>